একদমই তাই। একই উপাদানে তৈরি খাবার কিন্তু, একেক জনের হাতে একেক রকম হয়। হ্যাঁ? আ তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে, নিজের সর্বোচ্চটা বা খাবার টেবিলের যে পরিবেশনা বা উপস্থাপনা, সেটি কিন্তু অনেকাংশে প্র প্রকাস করে যে, আপনি সেই মানুষটির আশাতে, কতটা বেশি সন্তুষ্ট হয়েছেন এবং আ সেটি আপনার জন্য কতটা তৃপ্তিদায়ক।
হুম। বুঝতে পেরেছি। হ্যাঁ। হ্যাঁ, এটা একটা খুব ভালো কথা বলেছেন। এটা, এটা একদম চমৎকার একটা কথা বলেছেন। কারণ আ অতিথিরা, অতিথি আপ্যায়নের একটা মূল অংশই কিন্তু, এই খাবার-দাবার। তো আসলে এই যে আপনার চা প্রেমি প্রেম এবং একই সাথে রান্না করতেও ভালো লাগে। তো একটা প্রশ্ন আসলে না করে পারতেছি না। একটা জিনিস জানতে খুব ইচ্ছা করতেছে। সেটা যে, চা পাতা দিয়ে কখনো কোন তরকারি রান্না করে খেয়েছেন কিনা? <laughs> করা হয়নি, না? বুঝতে পেরেছি।
হু, হু। একদমই তাই। <chuckles> জ্বি, অবশ্যই করে। <chuckles> আ চা পাতা দিয়ে কখনো তরকারি রান্না ক করিনি। আমার কাছে মনে হচ্ছে চাকে চায়ের জায়গায় রাখি। তরকারিকে আলাদা করে তরকারির জায়গায় রাখি। <chuckles>
এ না, না। মজা করলাম আসলে। মজা করলাম। কিছু মনে করবেন না। তো আপনার, <chuckles> আপনার আসলে এই যে চা হ্যাঁ, হ্যাঁ।
না, না কিছু মনে করব না। আপনি যদি হ্যাঁ। আপনি যদি এ হচ্ছে, তরকারিতে পাতা খেতে চান? তাহলে আপনি কারি পাতা খেতে পারেন। আপনার চা পাতা খাওয়ার খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। <chuckles>
<chuckles> অ কিন্তু চা পাতা খাওয়ার দরকার নেই। উ বুঝতে পেরেছি। না, আসলে আপনার সাথে একটা খুবই চমৎকার খুবই মজার একটা কথোপকথন হলো। বিশেষ করে সকালবেলা চায়ের রীতিনীতি নিয়ে যে কথাটা হলো আরকি, এই যে আপনি খান। বিভিন্ন মুডে, বিভিন্ন রকম খান এবং বিভিন্ন দিনে বিভিন্ন রকম পরোটা, দুধ চাও খান। এগুলা কিন্তু খুব চমৎকার। তো আশা করব সামনে আরো বেশি চা যেন আপনি খেতে পারেন এবং এই চা পাতা দিয়ে কোন তরকারি রান্না করার জন্য খুব জলদি শিখে যান। এটাও আশা করব। ও হ্যাঁ। তো অনেক ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে।
হুম, হুম। হু, হু। একদমই চমৎকার! <chuckles> <chuckles> <chuckles> <chuckles> জি অবশ্যই চেষ্টা করবো। <chuckles> আব উ হু। আপনার সাথে কথা বলে খুব চমৎকার একটা সময় কাটল। খুব সুন্দরভাবে আড্ডা দিতে পারলাম এবং আ আমি যে চা প্রেমী, সেই রসনাটা কেন জানি এখন আবার আমার মধ্যে জাগ্রত হচ্ছে যে, এখনই আমাকে চা খেতে হবে। আশা করছি আ আপনি ভালো থাকেন। আ আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটা সময় উহ আমাকে হচ্ছে যে দেয়ার জন্য এবং আমার কথাগুলো শোনার জন্য।
<chuckles> হুম। ইস! দারুণ।